যাই হোক, জীবনের আমাদের সময়ে সব ঠিক করে দিবে এটা আমি আ বিশ্বাস করি। দেখা যাক ধীরে, ধীরে যখন বয়স আরও বাড়ছে, আমরা আশা করছি আমাদের অভ্যাস আরও পরিবর্তন করব বিশেষ, বিশেষ কারণের জন্য। এবং ঘুমানোর অভ্যাসটা অবশ্যই পরিবর্তন করা দরকার আমাদের মানসিক এবং ব্যক্তিগত স্বাস্থ্যের কথা চিন্তা করে। এবং আপনারও তাই করা দরকার।
সেটাই আমরা যদি হচ্ছে অ্যা মানে ভালোভাবে জীবনযাপন ক করতে চাই যে স এম শরীরটা ভালো রাখ রাখি, তারপর হচ্ছে মনটা ভালো রাখি, সেক্ষেত্রে আমাদের এগুলার উপরেও অ্যা focus টা দেয়া উচিত যে ম কাজ যখন মানে যে কাজগুলো করব সেটাতে মনোযোগ আনতে হবে, শরীরটা ভালো রাখতে হবে। সেক্ষেত্রে রাতে তাড়াতাড়ি ঘুমায় ঘুমাতে যাওয়া এবং ভোরের দিকে উঠে একটু exercise করা তারপর একটু হালকা চা খাওয়া। <laughs> চা থাকছে।
হ্যাঁ। হ্যাঁ, চা তো থাকছে। হ্যাঁ। এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমার কথা বলে খুবই ভালো লেগেছে। আমি এরকম খুব কথা বলে কম মজা পেয়েছি। আপনার সাথে আমার কথা বলে খুব, খুব ভাল লাগলো। আমি মোস্তফা, আপনার সাথে কথা বলে সত্যি খুব ভাল লাগলো।
এই আর কি। <coughs> যাক ভালো লাগলো আপনা আ জি আপনার সাথে কথা বলে আমাকেও ভা আমারও ভালো লাগলো। তো হচ্ছে অ্যা পরামর্শ এটাই থাকবে যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং হচ্ছে অভ্যাসটা কর
হ্যাঁ, আপনিও tension free করুন, ঝগড়াঝাটি কম করুন, তাড়াতাড়ি ঘুমান। আচ্ছা, আচ্ছা, আবার কথা হবে।
আমি ঝগড়া করি না। <chuckles> জি ভালো থাকুন। ওকে বাই ভালো থাকবেন।
ওকে, ওকে।

উম অ্যা <chuckles> তাড়াতাড়ি ঘুমায় না কেন? মানে এই সবকিছু মিলায়ে, আম ঘুম তো আসতে হবে। এই যে ধরেন আমি যে কফি খেয়েছি, কফি খেলে তো হ্যাঁ।
আচ্ছা, এখানে একটা খুব কার্যকর solution আছে আমি আপনাকে বলি। আপ আমার যখন মাঝে, মাঝে একটা সমস্যা হতো যে আমি অ্যা আজকে স মানে দেরি করে ঘুমাইছি কিন্তু তাড়াতাড়ি উঠেছি। আবার পরের দিন রাতেও আমি দেরি করে ঘুমাচ্ছি কিন্তু এভাবেই চলতে থাকতেছে। যাতে করে আমার ঘুম একদিনও কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি যখন একটা কার্যকরী উপাদ মানে একটা কাজ করি, আমার নিজের এটা পরীক্ষিত। সেটা হচ্ছে আমি অ এ পরের দিন ঘুমাই না। মানে এজ আজকে এরকম হলে আমি পরের দিনটাতে আর ঘুমাই না। রাতে না ঘুমিয়ে সারাদিন এরকম ঝিমাই, ঝিমাই, ঘুম আর ইচ্ছা হলেও ঘুমাই না। এরকম করতে, করতে রাত ১০:০০-১১:০০ টার দিকে এসে আমি বিছা বিছানায় শুয়ে পড়ি এবং আমি ঘুমাই পড়ি। দেখা যায় যে তখন আমি পরে হ্যাঁ।
ইশ! সারাটা দিন আপনি যে এই যে বললেন সারাটা দিন ঘুমায় না, ঝিমায়, ঝিমায়, ঝিমায়। কিন্তু পরের দিন এই যে ৮ঃ০০, ৮ঃ০০ র ৮ঃ৩০ র মধ্যে আমি, আপনি ঘুমাতে চলে গেলেন। কিন্তু, এই যে আমার ক্ষেত্রে সেটা তো possible না। আমার ২ টা বেবিকে breast feeding balance রেখে করতে হয়।
হ্যাঁ, চোখ একদম জ্বলতে থাকে। হ্যাঁ। হ না, সেইটা ঠিক আছে। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। যে সারাদিন না ঘুমিয়ে রাতের বেলা আপনি বিছানায় শুইলেন। ওই ঘুমটা মানে গত ১ দিনের ঘুম এবং আজকের ঘুম সহ আপনি একবারই ঘুমাইলেন। দেখবেন আপনি পরের দিন ঠিক ৮ ঘণ্টা ৭ ঘণ্টা পরে সকাল, সকাল উঠলেন এবং সেইটা আবার আপনার cycle টা change করে দিল। আবার পরবর্তী থেকে দেখা যাচ্ছে আপনার ওই সময়টাই ঘুম পাচ্ছে।